এটা কিন্তু বেশ চমৎকার যে আপনি আসলে অন্যদের সাথে কথা বলেন। ছোটখাটো যে সময়টা শ্বাস-প্রশ্বাসের আ ব্যায়াম করেন। তো এগুলো কিন্তু আসলেই কাজে দিতে পারে। তো সেটার সাথে, সাথে ফ্যামিলিগতভাবে যখন আপনি চাপে পড়েন। যেমন অনেক সময় আছে না যে পরিবার থেকে প্রচুর এক্সপেকটেশন থাকে, যে আপনাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। এই বিয়েবাড়িতে যেতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে। অনেক রকমের কিন্তু এক্সপেকটেশন থাকে। তো এইযে এক্সপেকটেশন থেকে কিন্তু মাঝে, মাঝে চাপ এসে পড়ে। তো সেই চাপটা আসলে আপনি কিভাবে সামলান?
হুম, হুম। উম জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম।